উম আমি গান গাই। ই মানে অনেক মানে অনেক আ আর মাঝে, মাঝে ছব আ স্কেচ করতে পছন্দ করি। তো দেখা যায় হচ্ছে সবকিছুর মধ্যে একটু ঝোক থাকে আর
উহু, হু, হু। <chuckles> আ আসলে মানুষ অ্যাঁ অ্যাঁ মানুষ কিন্তু অ অনেক দেখবেন একটা মানুষ কিন্তু আ বিশেষ করে আমাদের সমাজে অনেক রকম মানুষ আছে। একেকজনের মনে করেন যে, আ তার যে প্রকাশের মানে তার পরিচয় প্রকাশের ধরণ কিন্তু একেক রকম।
হুম, হুম, ঠিক বলেছেন।
তো আপনার কাছে আ আর কি, কি মনে হয়? যে কোন পদ্ধতিতে আমাদের পরিচয়টা প্রকাশ করলে আরো সুন্দর হবে?
আমার কাছে মনে হয় যে, পরিচয়টা প্রকাশ আ সবচেয়ে সুন্দর হয় হচ্ছে ছবি আঁকতে ভাইয়া। ছবি আঁকলে হচ্ছে কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে ছবি যখন আপনি নিজে আঁকছেন। ঠিক আছে? একই ছবির গল্প ১০ মানুষের কাছে ১০ টা। এক ১ টা না, বুঝছেন? তো ওই জিনিসটা আমার কাছে খুবই সুন্দর লাগে। যে ১০ টা মানুষ আপনার একটা মেয়ের ছবি আঁকছেন। মেয়েটা হচ্ছে আপনার একটা জায়গায় বসে আছে ভাবেন, ঠিক আছে? জানালার সামনে বসে আছে, ঠিক আছে? এই জিনিসটাই হচ্ছে ১০ মানুষ ১০ ভাবে দেখবে। কিছু মানুষ দেখবে যে তা মন মেয়েটা হচ্ছে তার প্রেম প্রেমিকের পিছে হচ্ছে অনেক অনেক দুঃখ প্রকাশ করে তার জন্য ব অপেক্ষা করছে। কিছু মানুষ দেখবে যে মেয়েটার মন অনেক খারাপ। মেয়েটা হচ্ছে নিজের সাথে নিজেই শুধু থাকতে চাচ্ছে। কিছু মানুষ দেখবে হচ্ছে মেয়েটা খুব শান্তিতে আছে। আর কিছু মানুষ এরকমও দেখতে পারে যে, মেয়েটা খুব রাগে আছে। সে কারো সাথে অভিস কারো সাথে অভিমান করে বসে আছে।
হ্যাঁ, হ্যাঁ। এটাও অনেক হ্যাঁ, হ্যাঁ, এটাও অনেক সুন্দর। আ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এটাও অনেক সুন্দর একটা পরিকল্পনা। হ্যাঁ, হ্যাঁ, <chuckles> হুম, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> তো আমি এটাই মনে করি যে, হ্যাঁ আমাদের যে নিজের পরিচয়টা। এটা আসলে দেওয়া বেশ কিছু জ জটিল কিম জটিল বলতে পারেন, গভীর বলতে পারেন। এটা একটা প্রক্রিয়া।

আমিও খুবই ভালো আছি। দিনকাল কেমন যাচ্ছে আপনার আজকে?
আ দিনকাল। অনেক ভালো যাচ্ছে। ব্যস্ততার ভিতরে। পারিবারিক কাজ, অফিসের কাজ, নিজের ব্যবসার কাজ। আ সবগুলাই আর কি কাজের ভিতরে আছি। তারপরেও আরকি অনেক ভালো লাগছে। হু, হু। হ্যাঁ, হ্যাঁ। তো আপনার দিনটা কেমন কাটছে?
ভালো খুবই ভালো। হ্যাঁ, হ্যাঁ। কাজের ভেতর থাকা তো অন্য রকম একটা শান্তির একটা ও বিষয় আছে। আমার দিনটা ভালই কাটছে ভাইয়া। সব ইউনিভার্সিটি-টিউনিভার্সিটি সব বন্ধ। এখন তো দেখা যাচ্ছে যে একটু ঘুম আর দি দিন মানে দিনকাল একটু ঘুমিয়ে ঘুম ঘুমায়ে, ঘুমায়ে কাটছে, কাটাচ্ছি।
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হু।
উহ তা আসলে হচ্ছে আমার আজকে, আমি আজকে একটা জিনিস লিখতে বসেছিলাম, বুঝছেন? তো হঠাৎ করে আ মানে একটা ছোট একটা গল্প, বুঝছেন? স্ক্রিপ্ট আসলে। যেমন কালকে রাতে হঠাৎ করে মাথায় একটা জিনিস ঘুরছিল। ওইটার উপরে একটা কিছু লিখে ফেললাম <smacks lips> ভাবলাম। ঠিক আছে?
তো। হ্যাঁ। হ্যাঁ, যেমন? আ হ্যাঁ। আ হ্যাঁ। বা অসাধারন তো কি লিখেছেন?
আ ভাইয়া এটা একটা উম কাপল <smacks lips> এর ব্যাপারে ক গল্প। ঠিক আছে? তো একটা মানি ম্য মা টা অনেক ডিপ্রেশনে থাকে। বুঝছেন? তো তাদের ২ টা ছেলে-মেয়ে থাকে। ছেলে-মেয়েটা হচ্ছে স্বামীর একটা ভুলের জন্য মারা যায়। ঠিক আছে? এখন স্বামীও হচ্ছে খুবই এটা নিয়ে একটা রিগ্রেট প্রকাশ করে যে আমি আসলে এটা করতে চাই নাই। কিন্তু মানে আমি আ পারি নাই। আমি, আমি এটা বুঝি নাই যে এটা, এটা এরকম হবে। আমার মাথায় ছিল না যে এটা হ হতে পারে। তো এটা নিয়ে হচ্ছে গল্পটা। মানে এতোটুকই গল্পটা এতটুকই বেশি বড় গল্প না আরকি। ঠিক আছে? বাট আ মানে খুবই একটা ইমোশনাল একটা aspect আরকি বুঝছেন? তো আমি
<chuckles> আ হ্যাঁ। আ হ্যাঁ, হ্যাঁ। আ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আ হ্যাঁ, হ্যাঁ। অ্যা হ্যাঁ, তারপর? অ্যা হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। অ্যা হ্যাঁ, হ্যাঁ। তা আমাদের স আ আমাদের চলার পথে, আমাদের বেশ কিছু পরিচয় থাকে।

তো আপনার কাছে আর কোনো, আপনার কাছে কি মানে হয়, যে, আমাদের পরিচয়ের ভালোভাবে কিভাবে দিতে পারি? যে, আমাদের যে, পরিচয়টা আছে, মনে করেন যে, আপনি একটা কাজের সাথে আ যুক্ত আছেন।
এখন কিছু, কিছু মানুষ আছে ভাইয়া যারা হচ্ছে, নিজের কর আ কর্ম দিয়ে হচ্ছে নিজেকে পরিচয় দেয়। আর কিছুম কিছু মানুষ আছে যারা হচ্ছে নিজেদের আ অস্তিত্ব দিয়ে, নিজেদেরকে পরিচয় দেয় আরকি। ঠিক আছে? তো আমার ক্ষেত্রে আমি হচ্ছে এমন একটা মানুষ যে, হচ্ছে নিজের অস্তিত্ব দিয়ে পরিচয় দিতে পছন্দ করি। বিকজ আমার ক্ষেত্রে দেখা যায় যে, আমার আশেপাশে যারা আ মানে কাজ করছে আরকি। তাদের সাথে আমার কর্মর কোন মিল নাই আরকি। আমি যে, কাজগুলা করি সেগুলোর সাথে আসলে তাদের কোন মিল, লেনদেনও নাই, মিলও নাই। তো দেখা যায় যে, এরকম করতে গিয়ে হচ্ছে মানে আমি, আমার, আমার হচ্ছে ভাবেন, আমি যদি আপনাকে আমার কাজ বুঝাইতে যাই ভাইয়া, ঠিক আছে? আমার আসলে মিনিমাম ১০ মিনিট লাগবে যদি কথা, কথাটা ঠিক করে বুঝাইতে চাই, আমি আসলে কাজটা কি করছি? তো তার থেকে ভালো আমি নিজে গিয়ে বলি যে, "আমার নাম তানজিম," ঠিক আছে? "আপনি কা কেমন আছেন?" হ্যান-ত্যান এরকম করে আমি জাস্ট লাইক ব বলি আরকি।
আ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> এবং এ মানুষ অ্যা অ্যা হ্যাঁ। অ্যা হ্যাঁ, হ্যাঁ। অ্যা হ্যাঁ, হ্যাঁ। অ্যাহ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হুম। আ আ আ তে হ্যাঁ, হ্যাঁ। হু, হু, হু, হু, হুম। অ্যা হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না এটাও অনেক, হ্যাঁ, এটাও অনেক সুন্দরভাবে বলা যায়। আ বিশেষ করে আমরা কিন্তু আমাদের আচরণ বলেন, আমাদের কর্ম বলেন, এটার মাধ্যমেও কিন্তু আমরা আমাদের পরিচয় দিতে পারি
হ্যাঁ, হ্যাঁ।
যেমন, হ্যাঁ, আ যেমন পরিচয় কিন্তু শুধু মুখে দিলেই আ মুথে, মুখে দিলেই হয় না। মানুষ তার ব্যবহার বলেন, তার কাজ বলেন, তার আচরণ বলেন, তার যে, সত্যি, সত্যি প্রকাশ করার যে, আ হ্যাঁ, হ্যাঁ, সততা এই হ্যাঁ, এগুলো কিন্তু থাকা দরকার।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সততা, নিজের সততার একটা যে, ইয়া আছে। হ্যা।
হ্যাঁ, এবং দেখবেন হ্যাঁ।
আপনি ঠিকই বলছেন যে, লাইক আ মানে নিজের সততা হচ্ছে সবচেয়ে বড় মানে একটা বড় একটা জিনিস, ঠিক আছে? যে, আপনার যদি সততা থাকে তাহলে হচ্ছে ১০ মানুষ হচ্ছে আপনার ব্যাপারে উল্টা-পাল্টা কথা বললেও, ঠিক আছে? আপ্নের আ বা কি বলে? আপ্নের কে হচ্ছে তারা আপনি যখন কোনো কথা বলে বসেন, তখন সময়টাকে হচ্ছে আপনে বাদ দিতে পারেন আর
হ্যাঁ, হ্যাঁ। এ, এ হ্যাঁ, এ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। উমহুম। এবং এ এ এবং যখন দেখবেন যে, আমার এ আ আমাদের দুর্বলতা, মানে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একটা দুর্বলতা থাকে
হ্যাঁ, ঠিকই বলেছ।
হ্যাঁ, সহসের সঙ্গে সেই দুর্বলতার স্বীকার করে নিতে হবে।